উম এখানে যেখানে হচ্ছে যে, আমি যেখানে থাকি, আ যেমন আমি দেশে বাইরে আরেকটা কান্ট্রিতে থাকি। এখানে সবাই করে কি? যে, তাদের অভ্যাসই হচ্ছে, আ রিউজেবল যে, ব্যাগ গুলো, এগুলো সবসময় ভাঁজ করে ব্যাগের ভেতরে রাখা। যে, ব্যাগেই ক্যারি করুক না কেন। এটা সবসময় ওরা রাখে, যদি কখনো হুট করে কোন কিছু কিনতে হয়। এটা কিন্তু আসলে বেশি জায়গা নেয় না। আপনার এমনকি হচ্ছে যে, কিছু, কিছু ব্যাগ আছে, ফোলড করে প পকেটের মধ্যে নেয়া যায়, এত চিকন ব্যাগ। আ তো দেখা যাচ্ছে যে, অ্যাজ এ কান্ট্রি সবাই কিন্তু ব্যবহার করছে। একদম ছোট থেকে শুরু করে বয়স্ক, সবাই ব্যবহার করছে। আর এগুলোর যে, অনেক দাম বেশি, সেটা কিন্তু না। এগুলোর কিন্তু দাম যে, অনেক বেশি, সেটা কিন্তু না। এগুলো বাংলাদেশে অবশ্যই বাংলাদেশে হ্যাঁ, রিউজেবল। আপনি হচ্ছে যে, আ ভালো কোয়ালিটির ব্যাগ, এগুলো অ সবসময় যেমন, আমি আমার ক্ষেত্রে অ্যা আমার স্কুল ব্যাগ যেটা বা ইউনিভার্সিটির ব্যাগ, ঐ টার মধ্যে সবসময় রেখে দেই। কারণ কিছু, কিছু, কিছু না কিছু আসলে অনেক সময় ভালো লেগে যায়, যেটা কিনতে মন চায়। তো এগুলোর মধ্যে করে নিয়ে আসি। তো এটা কিন্তু একটা সুবিধাজনক একটা ব্যাপার। এটা করা যেতে পারে। আর অ পলিথিন এর মতোই কিন্তু আসলে বায়ো ডিগ্রেডেবল পলিথিনও আছে। যেগুলো হয়তো একটু বেশি দাম
হু, হুম। ইন্টারেস্টিং তো! হ্যাঁ। <chuckles> হু, হুম। আচ্ছা। ওয়াও! কিন্তু রি ইউজেবল। হুম। হু, হু, হুম। আচ্ছা। হু, হু, হুম। আচ্ছা, ওটা কেমন?
আর এটা হচ্ছে সবুজ রঙের, বায়ো অ সবুজ রঙের আরকি, বায়ো ডিগ্রেডেবল। এটা হচ্ছে যে, অনেক পাতলা পলিথিনের মতোই। কিন্তু এটা হচ্ছে যে, বিশেষ একটা উপাদান দিয়ে তৈরি, যেটা কিন্তু মাটির সাথে একসঙ্গে গিয়ে মিশে যাবে। তো সেগুলোও কিন্তু আসলে এখানে চলে। এগুলো অবশ্যই বাংলাদেশে চলবে। একটু দাম বেশি। কিন্তু সরকার যদি এই ইন্ডাস্ট্রি কে আসলে সাপোর্ট দেয়, তাহলে কিন্তু এগুলো চলতে বাধ্য। মনে করেন তারা যদি একটু কম দাম করে দেয়, ট্যাক্স কম আ কম কাটে ওদের বা ট্যাক্স ফ্রি করে দেয় ১ম ১-২ মাস। সবার যখন ইউস টু হয়ে যাবে, তখন দাম বাড়িয়ে দিতে পারে। তখন হয়তো সবাই এমনি কিনবে। তো এই জিনিসটা কিন্তু করা যেতে পারে। এভাবে কিন্তু নতুন, নতুন পরিবর্তন আসে।
হুম। হু, হুম। ও! আচ্ছা, আচ্ছা। তো ইন্টারেস্টিং এটা। হু, হুম। আচ্ছা। <chuckles> হু, হুম। ট্যাক্স কমায় দেয়, হ্যাঁ। আচ্ছা। <chuckles> আসলে, আসলে আপনি যে, ব্যাগটার কথা বললেন যেটা আসলে মাটির সাথে মিশে যাচ্ছে। সেটা আ আপনি বললেন যে, খুবই ভালো একটা কার্যকরিতা ভূমি কার্যকরী ভূমিকা পালন করতেছে। তো বাইরের দেশে। তো আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে, আ প্লাস্টিক দূষণের কারণে দেখা যায় আপনি বো অনেক টাইপেরই সমস্যা হচ্ছে। তো প্লাস্টিক দূষণের কারণে কি আমাদের কখনো পরিবেশের কোন সমস্যা হচ্ছে, যেটা আসলে আ গাছগুলো আসলে বেড়ে উঠতে পারতেছে না বা আমাদের ওই দেখা যায় যে, বিভিন্ন টাইপের পরিবেশ দূষণ হচ্ছে? আ প্লাস্টিক ব্যবহার কারণে দেখা যায় যে, অনেক সময় আ কি হচ্ছে? মাটির উর্বরতা কমে যাচ্ছে। তো এই টাইপের সমস্যাগুলো নিয়ে আপনি কিভাবে চিন্তা করেন?
হু, হুম। জি। হুম। জি। হুম। জি। হু, হুম। হু, হুম। হুম। হুম।